জানেন, আমি না একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছি। দেখা যাচ্ছে যে আমার আ মানে ঠিকমতো ঘুম হচ্ছে না। আ রাতের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমি মানে একটু মানে depression, হতাশা, বিভিন্ন type এর সময় আসলে মানে সময়গুলো পার হচ্ছে মানে ঘুমবিহীন। দেখা যাচ্ছে যে এমন পরিমাণে বিরক্তও লাগতেছে পরবর্তীতে যে এ সকালবেলা উঠেই যাকে পাচ্ছি তাকে বকা দিয়ে দিচ্ছি। "এই সামনে থেকে সর, এই কর, সেই কর"। মানে একটা বিশাল একটা বিভ্রান্তিকর মধ্যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি বুঝতে পারতেছি না আসলে ইয়া আ মানে আসলে আমার সমস্যাটা হলো কি? দেখা যাচ্ছে যে আমি ঘুমটা আসলে হচ্ছে না। আর ঘুম না হওয়ার পিছনে কারণ অনেক রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঘুম না হলে তো আসলে কোন কিছু আসলে ঠিকঠাক থাকে না। তো আমার মাঝেও আমি আসলে যখন আমি আয়নার সামনে যখন দাঁড়াচ্ছি, আমার চোখের নিচে একটা dark circle দেখতে পারলাম। তো দেখে এত পরিমাণে খারাপ লাগলো। কিন্তু আসলে না আমি অসহায় হয়ে রয়েছি। আসলে কি করবো বুঝতে পারতেছি না আসলে এই বিষয়গুলো নিয়ে। তো কি করা যায় এই বিষয় আমি বুঝতেছি না।
আচ্ছা। হু। হু, হু। আ হু, হু। Okay। জি। হুম। হ্যাঁ, আসলে আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি আসলে খুবই বেশি বিরক্ত plus চিন্তিত যে কিভাবে নিজের আ ঘুমের সমস্যাটা মিটাবেন। পাশাপাশি আপনি বললেন যে স্ক্রিনে হচ্ছে সময় বেশি দিয়ে ফেলতেছেন। যার কারণে শরীরেও effect ফালাচ্ছে। আসলে বিষয়টা না অনেকটাই স্বাভাবিক। যেহেতু আপনি রাতের ঘুমটা হচ্ছে না আ তো সকালবেলা মেজাজ খারাপটা না সবারই কম বেশি হয় যদি রাত্রেবেলা আমরা একটু relax ঘুম না দিই। তো এই ক্ষেত্রে কি আপনি একটু বলতে পারেন, আপনি যে বললেন যে আ আপনি depression এ আছেন, দেখা যাচ্ছে যে নানারকম চিন্তা চলে আসতেছে। তো এ এটা কবে থেকে হচ্ছে আর কি, কি বিষয় নিয়ে আপনি আ depress?
ঈ হ্যাঁ। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। আসলে এটা আমার ম্যা আগে একটু হয়েছিল। কিন্তু এখন আসলে অ্যা মানে ক্রমান্বয়ে এটা বৃদ্ধি পাচ্ছে। অ্যাঁ আমি কি করতাম আগে আসলে তাড়াতাড়ি ঘুমে খে আ খায় খেয়েদেয়ে, একটু ফোনটা ধরে কিন্তু সাথে সাথে ঘুমিয়ে যেতাম। কিন্তু এই যে আ social media যখন আসলে reels ভিডিওগুলো আসা শুরু করলো না, আগে তো reels ভিডিও এরকম ছিল না। যখন এটা আসলে নতুন করে চালু করলো reels option টা, তখন দেখা যাচ্ছে যে, আমি TikTok কিন্তু আমি পছন্দ করতাম না। TikTok এর ভিডিও দেখতাম না। তো এই যে Facebook টাই use করতাম। তো সেক্ষেত্রে আমি কি করলাম যে দেখা যাচ্ছে যে, আমি আ যখন আসলে ওই Facebook use করা শুরু করলাম, reels ভিডিওগুলো আসা শুরু করলো। আমি scroll করতে, করতে, করতে, করতে যে আসলে কখন যে, কত ঘণ্টা চলে যাচ্ছে আমি সেটার খেয়ালই করতেছি না। তো বেশিরভাগ আমাকে সমস্যা করতেছে, এই যে social media reels ভিডিওগুলো। আসলে এগুলা থেকে না আমি এই reels ভিডিও থেকে কোনভাবে বেরিয়ে আসতে পারতেছি না। যতই আমি চেষ্টা করি না কেন screen time যে বিষয়টা, এটা প্রতিদিনই তো আমার বাড়তেই আছে। তো আমি কি করতে পারি এই বিষয়টা একটু বলেন তো।
কে? হুম। উ জি। হ্যাঁ। হ্যাঁ। ওকে। ইশ! জি। জি, আমি বুঝতে পেরেছি যে, আসলে আপনার নিজের উপরে একটা যে নিয়ন্ত্রণ সেটাই আপনি হারিয়ে ফেলেছেন, লি এই নতুন একটা feature আসার পর থেকে। দেখা যাচ্ছে যে, আপনি আসলে সময়ের যে একটা আ কতটুকু আ ব্যয় করতেছেন? সেটা নিয়েও আপনার আ idea থাকছে না। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। আর এই ক্ষেত্রে কি আপনি একটু কষ্ট করে বলতে পারেন আমাকে? যে কোন মানি advice দেওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। যে আপনি যে এই reels গুলো দেখছেন তো দেখার আগে আসলে আপনার মন মানসিকতা কেমন থাকছে? মানে আপনি কি কোনো কারণে চিন্তিত থাকেন কিনা? বা reels দেখাটা যে শুরু হয় মাঝে কি আপনার কোনোভাবেই অন্যদিকে আ মনোযোগ যায় না বা গেলে সরিয়ে ফেলেন, এমন কি কোনো ব্যাপার স্যাপার ঘটছে?
হ্যাঁ। হারিয়ে ফেলছি, হ্যাঁ। জি। হ্যাঁ। আসলে আ আমি সারাদিন অফিস করে, যখন আসলে বাসায় আসতেছি, আসার পরে আমি, দেখা যাচ্ছে যে, আ মন ভালো থাকুক আর খারাপ থাকুক, আগে কিন্তু আমি কিন্তু কি করতাম? আমার ফ্যামিলিকে আমি সময় দিতাম। তারপর দেখা যাচ্ছে, আমি বাসায় একটু গল্প-গুজব করতাম। তো, সেইটা না করে আমি আসলে দেখা যাচ্ছে, ক্লান্ত শরীর থাকে, আমি সেটার কারণে কি করতেছি? আমি ডিরেক্ট আসে খাওয়া-দাওয়া করে কোনো মতে খাচ্ছি। খাওয়ার পরে আসার পরে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়তেছি। শুয়ে পড়ে আমার সঙ্গী হয়ে গেলো আমার ফোন। তো, আসলে এই ফোন এর মধ্যে যে, আমি একবার চলে যাচ্ছি, আর বের হতে পারতেছি না। দেখা যাচ্ছে যে, বিভিন্ন টাইপ এর ভিডিও কা কাজও করতেছি মাঝে, মাঝে। আবার দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া চালাচ্ছি। আবার দেখা যাচ্ছে, গেম গুলোও খেলতেছি। আমি নানানভাবে কিন্তু আসলে নানান বিষয়গুলো, আসলে আর করতেছি। কিন্তু ওই যে, স্ক্রিন টাইম এটা কিন্তু আসলে মানে বেড়ে গেছে আরকি, টোট্যালি এককথায়।
হুম। হ্যাঁ। হু, হু। হা হ্যাঁ, হ্যাঁ। হু, হু।
আসক্তি রয়েছে, কাজ রয়েছে, সবকিছুই রয়েছে। কিন্তু স্ক্রিন টাইমটা প্রচুর পরিমাণে বাড়ছে, সেটা আবার রাতে। আর, রাতের ঘুমটা তো বেশি ইম্পরট্যান্ট। তো, এই ঘুমটা আমার, হচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আমার ওই চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। আমি আসলে যতই আমার চেহারার দিকে আমি তাকাচ্ছি আয়নার সামনে গিয়ে, ততই আমি আসলে ডিপ্রেশন এর মধ্যে পড়ে যাচ্ছি। এখন আমার এটা আসলে, এটা থেকে আমি বের হতে চাচ্ছি। এইজন্য আমি আসলে, কি করতে পা
জি। হ্যাঁ। উ হু। হ্যাঁ, আসলে এটা হওয়াটা না খুবই normal যেহেতু আপনি বললেন যে আ আপনার হচ্ছে ঘুমটা না হওয়ার কারণে dark circle টা হলো। তো dark circle টা দূর করতে হলে কিন্তু ঘুমটাই আগে ঠিক করতে হবে। এর জন্য কিন্তু আপনি চিন্তাও করছেন যে, কিভাবে ঠিক করবেন। আর আপনি আসলে কারণটাও খুঁজে বের করে ফেলেছেন যে, ফোনের কারণেই দেখা যাচ্ছে যে সমস্যাটা হচ্ছে। আবার পাশাপাশি আপনি এটাও বললেন যে আপনার পরিবারকে আসলে সময়টা দিতে পারছেন না। ক্লান্ত থাকার কারণে বারবার মো ফোনের দিকেই মনোযোগটা চলে যাচ্ছে, সেখানেই সময় দিয়ে ফেলতেছেন। তো আপনি কি হচ্ছে গিয়ে কখনো চেষ্টা করে দেখেছেন যে আপনি ফোনটাকে আ সময় না দিয়ে বা যে যেহেতু বললেন যে আপনি ক্লান্ত থাকছেন বিধায় ফোনটা use করতেছেন তো, একটা timer অথবা কোনো কিছু আ reminder set করে যে আমি এতটুক সময় phone use করব, এরপর হয়তোবা অন্য কোনো কাজে মনোযোগ দিব। এমন কি কখনো করেছিলেন বা করে থাকলে তখন কি হয়েছিল সেটা কি একটু বলতে পারবেন কি?
হ্যাঁ। হ্যাঁ। জি। জি। হ্যাঁ। না, আসলে আমি reminder use করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে reminder টা টা যখন আসলে আমার মানে কাজের সময় বা screen সময়ে আসলে আমি বেজে উঠতেছে, তখন আমি আসলে ওই ওটাকে ignore করে ফেলতেছি। দেখা যাচ্ছে যে আমি কি করলাম, আমি আ ই মানে একটা reminder দিলাম যে আমি এতক্ষণ পর্যন্ত আসলে থাকবো। থাকার পরে আমি আসলে দেখা যাচ্ছে যে সেখানে আমি এটা off করে দিয়ে আমি আমার ঘুমিয়ে পড়বো বা আমার যেটা কাজ সেটা দিনের বেলা হয়তো দিনের কাজ করবো আরকি। তো এটা হয় আমার সাথে এত বাজেভাবে আসলে মানে প্রভাব ফেলছে আমার উপরে। আমি কি করছি, আমি যতই আসলে দেখা যাচ্ছে যে এটার জন্য reminder set করতেছি, এমনকি alarm পর্যন্ত set set করছি। দেখা যাচ্ছে যে alarm টা কি হচ্ছে, যখন আসলে ১ ঘণ্টা set করে দিলাম যে ১ ঘণ্টার মধ্যে এটা আসলে বেজে উঠবে। তো আমি কি করতেছি, যখন আসলে বেজে উঠতেছে তখন আমি সাথে সাথে ওটা off করে দিচ্ছি। মানে ঐ যে আমার আ ঐ যে video দেখার প্রতি যে আসক্ত বা game খেলার প্রতি যে আসক্ত, আবার দেখা যাচ্ছে অনেক সময় আ কাজগুলো আসলে খুবই important হয়ে থাকে। তো সেক্ষেত্রে ওটা করা লাগতেছে। কিন্তু আমি কিন্তু চাইলে কিন্তু ঐ এই কাজগুলো তাড়াতাড়ি শেষ শেষ করে আমি কিন্তু ঘুমাতে পারি। কিন্তু কাজগুলো শেষ করে আমি কি হচ্ছে video দেখে মানে দেখা শুরু করে দিচ্ছি। তখনই হচ্ছে problem টা। মানে এইটা থেকে আসলে আমি বের হতে পারতেছি না। এইটার জন্য আসলে আমার সব problem হচ্ছে। তো আমি আসলে এইটা থেকে বের হতে চাচ্ছি। কি করা যেতে পারে এটা বিষয়ে?
হ্যাঁ। ওকে। হু, হুম। আচ্ছা। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি। জি। আপনার কথাগুলো শুনেই কিন্তু মনে হচ্ছে যে, আপনি আসলে খুব করে চাচ্ছেন যে, যেভাবেই হোক সময়টা কমিয়ে এনে আপনি হচ্ছে গিয়ে কাজে মনোযোগ দিতে পার দিবেন। তো এই ক্ষেত্রে না আপনি হচ্ছে স্ক্রিন টাইমটা চেক করতে পারেন এখন। যে আ কারেন্টলি আপনার কতটুকু সময় হচ্ছে ফোনের পিছনে ব্যয় হচ্ছে? আ দেখা যাবে কি যে আপনি বুঝবেন যে এতটুকু সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়টা যদি অন্যান্য কাজে দিতাম, তখন দেখা যেত যে ওই কাজগুলো ভালো হয়ে যেত। আবার আ পাশাপাশি আপনি পরিবারের কথা বললেন যে তাদেরকে সময় দেওয়া হচ্ছে না, বিধায় আপনার মনটাও খারাপ থাকতেছে। তো আপনি চেষ্টা করবেন কি? যে এখন ধরেন আ স্ক্রিন টাইম আপনার আ ধরলাম ৫ ঘণ্টা। তো তখন আ আপনি চেষ্টা করবেন সেটা ৪ ঘণ্টাতে কমিয়ে আনার। যে আজকে ৫ ঘণ্টা আমি ইউস করেছি, কালকে আমি ৪ ঘণ্টা ইউস করব, এর বেশি আসলে ইউস করব না। তো বারবার যখন চেক করবেন হবে কি? আপনার মাইন্ডে আসলে আ একটা যে আ খারাপ অভ্যাসের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, সেটা আসলে চেঞ্জ হতে শুরু করবে। আপনি আ তো এমনিতেই বুঝতে পারছেন যে এটাই আপনার সমস্যা। তখন হচ্ছে গিয়ে ধীরে, ধীরে আপনি চেঞ্জেস নিয়ে আসতে পারবেন। যে এই ১ ঘণ্টা কমিয়ে আমি এই ১ ঘণ্টা হচ্ছে গিয়ে হয়তো নিজেকে সময় দিব, পছন্দের অন্য কাজগুলো করব। যেমন ধরেন ঘর গোছানো অথবা পরিবারকে সময় দেওয়া বা কোথাও থেকে ঘুরে আসা। মানে রিয়েল লাইফ এ ব্যয় করব। এই ১ ঘণ্টা আমি ফোন টাই ইউস করব না। বাকি ৪ ঘণ্টাতে আমি হচ্ছে গিয়ে আমার আ বাকি যদি কোন কাজ থাকে ফোনে সেটা করব। হয়তোবা রিলস দেখতে ইচ্ছা করলে একটু দেখব। কিন্তু রিলস দেখার বি বিষয়টা হচ্ছে গিয়ে, আপনি এখন আসলে কি টাইপ এর রিলস গুলো দেখছেন সেটাও কিন্তু একটা বড় বিষয়।
হ্যাঁ। প্রচুর চাচ্ছি আমি। হ্যাঁ। হ্যাঁ। হুম। জি। ও! আচ্ছা। হ্যাঁ। জি আসলে আ আমি আ যে video গুলো বর্তমানে দেখতেছি, সেটা দেখা যাচ্ছে যে আ এখন তো সব type এর আসলে video গুলো আমার সামনে আসে। তো দেখা যাচ্ছে যে, কখনো আমার সমস্যাটা হচ্ছে কি? আমি এই কখনো mood টা আসলে change হয়ে যাচ্ছে। আ আমি সারাদিন যখন ক্লান্ত হয়ে আসে, আসার পরে একটু family কে সময় দেওয়ার কথা। সেখানে আসলে যখন আমি mobile টা নিয়ে, হুট করে একটা notification আসলো যে অমুক video টা এখন release হইলো। তো আমি video টা দেখা শুরু করলাম বা অমুক page এর মধ্যে video টা আসলো। তো আমি কি করলাম? ওটার মধ্যে যখন ঢুকতেছি একবার, তখন এটার থেকে আসলে এত মানে, একটার পর একটা কিন্তু চলে আসতেছে। তো দেখা যাচ্ছে যখন আমার মনটা খারাপ থাকতেছে, হুট করে একটা funny video চলে আসলো। ঐ যে দেখা শুরু করে দিলাম, আর ও এখান থেকে বের হতে পারতেছি না। মানে আমি funny video ও দেখতেছি, আ sad আ sad video দেখতেছি, আবার দেখা যাচ্ছে কিছু মানে action video দেখতেছি। মানে সব type এর randomly video দেখা হচ্ছে। তো এই কারণে আসলে আমি আ দেখা যাচ্ছে, ওইখান থেকে যেহেতু একটানা সব type এর বিনোদনগুলো পাচ্ছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি ওখান থেকে আসলে বের হতে পারতেছি না। পাশাপাশি game এর প্রতি তো একটা অনেক আগে থেকে আসক্তি ছিল। তো সেটাও এখন দেখা যাচ্ছে এখন ঐটার পাশাপাশি game টাও খেলতেছি। তো problem টা আসলে কি? আমি সব type এর অ্যা game না কি কয়, video গুলো দেখে দেখে দেখতেছি কিন্তু। দেখার পরে ঐ আ video গুলোর মধ্যে আসলে mood গুলো change হচ্ছে। কখনো ভালো mood, কখনো খারাপ mood, কখনো action mood। তো এইটা আসলে ভালো লাগতেছে না আমার। তো আমি ফের বুঝতেছি যে না, এইটা আমার screen time বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই problem টা আমার face করতে হচ্ছে আরকি। মানে আমি randomly সব video ই দেখি আরকি।
হুম। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। জি। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি যে, আসলে আপনি আপনার কথা দ্বারা বু বুঝা গেলো যে, এই video গুলো না আপনার উপরে কোন ভালো প্রভাব ফেলছে না। আপনি নিজেও আসলে এটা feel করতে পারছেন। তো এক্ষেত্রে না যেগুলো দেখবেন যে আপনার video গুলো দেখলেকোন লাভ হচ্ছে না যেমন ধরেন, বললেন funny video বা আ হয়তোবা sad video, সেগুলো হচ্ছে গিয়ে আপনি not interested দিয়ে রাখতে পারেন বা same page যখন আসতে থাকবে তখন আপনি block ই করে দিতে পারেন। তো, এক্ষেত্রে হবে কি? আপনি যেই app ই use করবেন না কেনো সেখানে তারা বুঝতে পারবে যে আপনি আসলে এরকম content এ interested না। তো ওগুলো আর আপনার সামনে তেমন একটা আসবে না। পাশাপাশি আপনি চাইলে একটু motivational type এর যে আ ধরেন নিজেকে develop করার বা skill বাড়ানোর, অথবা আ ধরেন হচ্ছে গিয়ে daily life এ আপনার কিছু বিষয়ক আদ আদি আছে, সেগুলোতে কিভাবে ভালো করা যায় বা নিজেকে কিভাবে improve করা যায়। তো এইগুলো অ type এর যেগুলো video গুলো বা content গুলো আছে সেগুলোকে follow করে রাখবেন। তাতে হবে কি? আপনার সামনে সেগুলোই আসবে। আর আপনার তখন আ যখন দেখবেন যে টানা আপনি motivational type বা কোন জ্ঞান নি অ্যা চেষ্টা করবেন, তখন কিছুটা আপনার boring লাগবে। মানি মনে হবে যে আজকের জন্য এতটুকুই enough, এর বেশি আসলে আমার দরকার নেই। তখন দেখা যাবে যে আপনি phone টা তেমন use করবেন না। আর এর পাশাপাশি আপনি যেটা বললেন যে game এ আসলে অনেকটা addict হয়ে গিয়েছেন। তো এই ক্ষেত্রে না, আপনি game এর জন্য একটা অল্প পরিমাণ সময় fix করে রাখবেন যে, এই ১/২ ঘণ্টা থেকে ১ ঘণ্টা আপনি খেলবেন। তারপরে focus mode টা on করে দিবেন। Focus mode টা on করে দিলে হবে কি? আপনি চাইলেও তখন আর phone টা use করতে পারবেন না। আপনি হচ্ছে গিয়ে তখন অন্যান্য কাজগুলো গুছিয়ে নিলেন, একটু সুন্দর করে আ নিজেকে সময় দিলেন। উ আ একটু তাড়াতাড়ি ঘুমাতে চলে যেতে পারবেন তখন। তখন দেখা যাবে যে screen বা এই আপনার আ বাকি সব যে সকল কাজ আপনার তেমন কাজে দিচ্ছে না, সেগুলো দূর হয়ে যাবে। আর ঘুমটা অনেক relax আসবে। তো আপনার কি মনে হচ্ছে যে এগুলো আপনার কাজে দিতে পারে?
জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ও! আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ। বুঝলাম। হ্যাঁ, এখন আমি আসলে একটু freely মনে করতেছি আপনার কথাগুলো শুনে যে হয়তোবা আমি এই অ্যা focus mode টা on করলে বা দেখা যাচ্ছে reminder গুলো নিয়মিত ইয়া করলে আর দেখা যাচ্ছে বললেন যে ঐ আ বিভিন্ন type এর unfollow করার যে বিষয়টা। তো advice গুলো বেশ কাজে দিবে মনে হচ্ছে। তো ভালো লাগলো কথাগুলো। ভালো থাকবেন। ধন্যবাদ।